তো এই যে, অ্যাম সময়ের কথা বলছিলাম এবং আ আউ এই নোটিফিকেশন এর প্রয়োজনীয়তা, অপ্রয়োজনীয়তা সেটির কথাও আপনি চমৎকারভাবে বলছিলেন যে, অনেক সময় হয়তো অ্যা এটার হয়তো ইতিবাচক দিকও ২-১ টা থাকতে পারে। কিন্তু নেতিবাচক প্রভাবগুলো মুক্ত থাকার জন্য আপনি অনেকগুলো management করেন সেখানে। আ এবং এটিও বলছিলেন, যে, কারো কোন না কোনভাবে সকলের হাতে ফোন রয়েছে মানে সেই management টা সম্পর্কে হয়তো অবগত আছেন। আর যদি অবগত না থাকেন তাহলে তার শেখারগুলো জায়গাগুলো প্লাটফর্ম গুলা রয়েছে। নোটিফিকেশন এর যে, এই অবস্থা এবং এই যে, ব্যবস্থাপনা, সেখানে কি বারবার নোটিফিকেশন দেখলে অথবা সেই বিষয়ে মনোযোগী হলে অথবা ওগ মনোযোগ একেবারে ওখান থেকে সরিয়ে ফেললে, মানসিক কোনো আ আম অবস্থার পরিবর্তন ঘটে না, ঘটে কিনা? অ্যা সেটা এম ওখান থেকে বিরত থাকলেও অথবা ওখানে যুক্ত থাকলেও চাপ, বিরক্তি, উত্তেজনা এই ধরনের কোন মানসিক অবস্থার আ পরিবর্তিত হয় কিনা হয়?
জ্বি। অ্যা হ্যাঁ। হু, হুম। একদম, একদম। উহু। আ হুাম জ্বী, জ্বী। আ আমার কাছে মনে হয় এটা তো অবশ্যই একটা মানে মানসিক যে, আ পরিবর্তন বা মানসিক চাপের কথা যেটা আপনি বললেন। এটা তো অবশ্যই হয়। যখন একটা নোটিফিকেশন আসে আমার ফোনে বা অ্যা দেখা গেল নোটিফিকেশন আ এইযে যেটা আসলে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, যে, কে আমাকে আসলে মেসেজ দিল বা কে আমাকে আসলে আহ মানে ফ আমার ছবিতে লাইক, কমেন্ট করল এটা কিন্তু বারবার আসলে চোখে মানে যেতে ইচ্ছা করে। তো সেখান থেকে অ্যা সেখান থেকে কিন্তু একটা চাপের একটা আ সৃষ্টি হয়ে যায় বলে আমার কাছে মনে হয়। তো এই জিনিসটা য আসলে যখন আপনার নোটিফিকেশনটা বন্ধ থাকবে বা আপনার ফোনটা একটু বা সাইলেন্ট এ থাকবে বা আপনি কোনো একটু কাজ করছেন। তো এই জিনিসটা কিন্তু আপনার খেতে আ মানে অনেক অংশে আ বা মানে একটা সময় বাঁচাবে বা আপনার আসলে এই যে, ন এই, ই করা বা অনেকের ক্ষেত্রে কিন্তু এটাও হয় যে, অনেকে কিন্তু ওইযে অ্যাপ ব্লক করার যে, অ্যাপগুলো সেগুলো কিন্তু আসলে ইউজ করে থাকে যেমন উম হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এ কা ফোকাস মোড একদমই তাই। এটাই এক্ষেত্রে হয় কি যে, আপনি আসলে অ্যাপগুলাতে কিন্তু আসলে সময় বেঁধে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি আসলে অ্যা যতক্ষণ চাইবেন তার বাইরে কিন্তু অ্যাপগুলো ইউজ করতে পারবেন না বা আপনি যদি দিনের বাকি সময়টা আসলে বা চাইলেও কিন্তু সেই অ্যাপগুলার মতো আসলে ঢুকতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার আসলে সময়টাও বেঁচে যাচ্ছে বা আপনার কিন্তু এই যে, পা কাজের ক্ষেত্রে আসলে মনোযোগ আ যাওয়াটা সেটাও হচ্ছে তো এইসব অ্যাপে বা এই যে, যেটা বললেন, যে, মা মানে অ্যাপ ব্লকার তারপর হচ্ছে, যে, ফোকাস অ্যাপ এগুলোকে ব্যবহারের মাধ্যমে কিন্তু এই যে, মানসিকভাবে চাপটা সেটাও কিন্তু আসলে অনেক অংশে কমানো সম্ভব।
উহু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। উহু। জ্বি, জ্বি। জিনিসটে। উহু। বাহ! চমৎকার। উহু। জ্বী, জ্বী, ডু নট ডিস্টার্ব বা ফোকাস মোড এই ধরনের কিছু কি? হু, হুম। আচ্ছা বেশ। জ্বি, জ্বি। হু, হুম। উহু। জ্বি, জ্বি। ফোকাস অ্যাপ, জি। হু, হুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ, রা আসলেই আপনি দুর্দান্ত বলেছেন, এবং আ শুরু থেকেই আপনি মু নোটিফিকেশন এর যে, বিষয়ের যে, ম্যানেজমেন্ট এ বিষয়ে আলোকপাত করছেন। এবং অ অত্যন্ত চমৎকার ভাবেই আপনি বলেছেন, যে, এটা আসলে কখনো, কখনো বিরক্তির কারণও হতে পারে। আবার আ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এটা আমাদের সময়কে একে এক ধরনের মানসিক চাপে রূপান্তর করে, যে, কি এখানে নক করল, কিংবা এটা আসলে প্রয়োজনীয়তা কি আবার অপ্রয়োজনীয় অনেক সময় ট্যাগ করে অনেকে। যেখান থেকে হয়তো একটা বিরক্তিকর বিষয় ফুটে ওঠে আপনি যেমনটি বলছিলেন। আ তো এই ব্যাপারে আলাপচারিতায় ভীষণ ভালো লাগলো। এটা একটা যুক্তিযুক্ত আলোচনা ছিল। এবং আলাপচারিতায়ও বেশ অ্যা অনেক তথ্য আপনি বললেন। আলাপচারিতায় ভালোও লাগলো সত্যি বলতে। ধন্যবাদ আপনাকে।
জ্বী। উম হ্যাঁ, হ্যাঁ।